আ আসলে সত্যি কথা ব ক কি জানেন? মানে যারা আসলে জীবনকে খুব সিম্পল ভাবে লিড করতে পারে বা সরলভাবে লিড করতে পারে, তাদের না আসলে জীবনে হারানোর আসলে কিছুই নেই। হ্যাঁ? হয়তোবা আমি হয়তো অতটা এখনো পারি না। অতটা এখনো আ নিজেকে সবকিছু থেকে আলাদা করতে পারি না। আ কিন্তু আমি অবশ্যই এই জিনিসটাকে আমি প্র্যাকটিস করতে চাই। আ আমি জীবনে এমন আ যাদেরকে দেখেছি, আমার এক মনে আছে আ আ পাহাড়ে বেড়াতে গেছিলাম একবার। একটা আ ফ্যামিলি দেখেছি। পাহাড়ের চূড়ায় থাকে, ওখানেই চাষবাস করে, ওখানেই খাবার খায়। ঐ খাবারগুলোই খায় বা অনেক দূর থেকে পানি আনতে যায়। হুম? কিন্তু ওরা হ্যাপি। মানে এত কষ্ট করছে, এত সিম্পল লাইফ লিড করছে। কিন্তু দিন শেষে ওরা হ্যাপি। আমাদেরকে দেখুন!
হুম। হুম, হুম, হুম। আচ্ছা। হ্যাঁ। হুম। জি। এ তাদের মধ্যে ঐ যে কোন কমপ্লেইন করে। তারা আসলে বাস্তবতাটা তারা মেনে নিয়েছে নিজেদের।
হুম না। একদম, একদমই তাই। মানে ওটা দেখে আমার খুব অ অদ্ভুত লেগেছে। যেটা আমি মানে ফরেস্ট গাম্প এর যে জীবনের যে সরলতার কথা আপনি বলছেন, যে এত সরলভাবে এত আ সিম্পল ভাবেও যে জীবনকে ভাবা যায়। হ্যাঁ? মানে কোন রকমের আসলে একটা জিনিস আমি আ উম খুব বিলিভ করি ইদানিং সময়, যে আ জিরো এক্সপেকটেশন রাখা কারো কাছ থেকে। একদম যখন কারো কাছ থেকে কোন এক্সপেকটেশন থাকবে না, আপনার কিন্তু কোনদিন মন খারাপ হবে না। আ আমি এমনও দেখেছি, মানে আমি যেখানে থাকি এখন, আ সেখানে যে কমিউনিটি দেখা যায় যে একজন একজনকে দাওয়াত দিচ্ছে, উইকেন্ড এ একজন একজনের বাড়িতে বেড়াতে যাচ্ছে। তো আমাকে অনেকে বলে যে তোমকে মানে হয়তোবা তাদের সাথে আমারও প্রচন্ড রকম ঘনিষ্ঠতা আছে। তো আমাকে হয়তোবা বলে "তোমাকে বলল না যে?" আমি বললাম বলল না। মানে আমাকে কেন সবসময় বলতে হবে? হ্যাঁ, মানে আমার তো ওর কাছে কোনো এক্সপেকটেশন নেই। তোমার কেন এত এক্সপেকটেশন যে সে আমাকে কেন বলল না? হ্যাঁ, এই ধরনের কিছু মানুষ থাকে দেখবেন যে আ তার কোনো ওখানে হয়তোবা কোনো সিন ই নেই। কিন্তু এ একে কেন বলল না, ও ওকে কেন বলল না, এরকম করে একটা খোঁচাখুঁচি করে তাদের হ্যাঁ, একদম। এটা আমি খুব দেখি। আমার কাছে খুব হাসি আসে। আমার কাছে মনে হয় কি
হুম, হুম, হুম। জি। হুম, হুম। হুম, একদম। হ্যাঁ। হুম, হুম। <chuckles> জি। হুম। বাহ। হুম, এগুলো প্রশ্ন করা। <laughs> আচ্ছা। না এটা কিন্তু বেশ দারুণ যে আপনি আসলে নিজের মধ্যে এই ধরনের একটা মনোভাব আপনি তৈরি করতে পেরেছেন। যে আসলে কারো কাছ থেকে কোন কিছুর ব্যাপারে প্রত্যাশা না রাখা। কারণ এই যে যেটা বললেন যে প্রত্যাশা রাখলে হয় কি? তখন কিন্তু ঐ যে খারাপ লাগাটা কাজ করে। যখন আমাদের প্রত্যাশা মত কোন কিছু না হয়। তো এর চেয়ে ভালো যে হ্যাঁ, নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করে হয়তোবা প্রত্যাশা না রাখলে তখন কিন্তু আমরা আসলে আ ঐ জিনিসটা এক্সপেক্ট করি যে হ্যাঁ সেও হয়তোবা এই সাহায্যের পরবর্তীতে হয়তোবা সেও আমাকে সাহায্য করবে কোনদিন কিংবা আ আমাকে হয়তো বা যে কোন কিছু দিয়ে এরকম আ হেল্প করবে। এই জিনিসগুলো হয়তোবা চাওয়া থাকে না তখন। হুম। বাহ! তো এই যে আ আপনার ক্ষেত্রে আপনি যে ফরেস্ট গাম্প দেখলেন, আপনি বললেন যে মুভি টার সাথে খুব অনেক বেশি রিলেট করতে পারেন। ফরেস্ট ক্যাম্প এর কোন ডায়ালগ কি আপনার কাছে এখন পর্যন্ত খুব মানে আইকনিক হয়ে আছে? কিংবা মনে আছে জিনিসটা আপনার কাছে খুব ভালো লেগেছে?
হুম। একদম। একদমই। হেল্প করবে, গিভ আন্ড টেক এর যে ব্যাপারটা আর কি সেটাই। হুম।